আচ্ছা। এটা চমৎকার করে বললেন। তো এ যদি এটা ধরেন, আপ এটা তো কথা বললাম আমরা ধরেন আম মানে ইন পারসন। ডিজিটাল কনটেক্স এ যদি চিন্তা করেন, তাহলে আপনি সেক্ষেত্রে মানে কীভাবে করে আ রিঅ্যাকশন গুলো দিয়ে থাকেন। উম সেটা যদি একটু বলতেন। <chuckles>
আচ্ছা ডিজিটাল কনটেক্সট এ অনেক সময় দেখা যায় যেমন আমরা মানে সোশ্যাল মিডিয়া তো ব্যবহার করি। তাই না? সেখানে তো আসলে আমাদের এক্সপ্রেশন গুলো সামনের থেকে বোঝা যায় না। তো উম অনেক সময় দেখা যায় যে, মানে কেউ একটা কথা বলল, মনোযোগ দিয়ে শুনছি কিনা। হ্যাঁ? তো তখন ওটাই শব্দ মাঝে, মাঝে, ইউস করতে হয় যে হুম, যদি কোন ধরনের একটা মানে কেউ যদি কোনো বেদনাদায়ক কথাবার্তা বলে বা কষ্টদায়ক কথাবার্তা বলে তখন বলি "আহারে", এভাবে করে বলি। তারপরে হচ্ছে, আপনার যদি এরকম হয় না যে মানে আবার যদি কোন একটা উম জন্য আমি সন্দেহজনক কিছু যদি হয়, তখন বলি "তাই?" এভাবে করে বা কোন আশ্চর্যজনক কিছু হলো। এভাবে আরকি মোটামুটি করে ব্যবহার করতে হয়। এই একই সেম মানে সামনাসামনি যা বলি মেসেজও তাই বলতে হয়।
হু। হ্যাঁ। জ্বী। <chuckles> জ্বী। হুম, <chuckles> হ্যাঁ। ব্যবহার করে থাকেন। সেম জিনিসই জাস্ট, একটু ফোনের ভেতর ওরকম। আচ্ছা যদি এটা ভিডিও কল এ হয়, হ্যাঁ? থাকে না অনেক সময় কিন্তু মিটিং এ আমরা কিন্তু দেখা যায় যে, কিংবা ক্লাস করছেন। হুম? সেই সময়টা আপনার কাছে কি মনে হয় যে যেহেতু উ সামনাসামনি একটু ডিফারেন্ট আবার ভিডিও কল এ ফান করছেন। তাতে আপনার পুরোপুরি মনের ভাবটা বোঝানোর জন্য, আপনি কি ধরনের শব্দ বা অঙ্গভঙ্গি ব্যবহার করে থাকেন?
হ্যাঁ। হুম, হুম, হুম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ,